উম উম জি। বলা যায় যে, যান্ত্রিক জীবন থেকে আসলে মুক্তি পাওয়ার আশায়ই কিন্তু আসলে অনেকটা আপ এই ধরনের আরকি কাজ। কারণ দেখেন আ আপনার যখন আসলে পড়াশোনার জন্য বাহিরে থাকা হ, য় আ ওই সময়টাতে হয় কি? যে, আ বেশিরভাগ দিনটাই কেটে যায় ওইযে আ গাড়ি-ঘোড়ার শব্দে। মানে গাড়ি-ঘোড়া ঠিকই চলাচল করছে। তবে আ তা তারা আছে তাদের গতিতে আর আমি আছি আমার গতিতে। বলা যায় যে, আ গাড়ি -ঠিক আ চলছে। তবে আমি হে হেঁটে, হেঁটে চলছি এরকম একটা ব্যাপার। আবার অনেক সময় মাঝেমধ্যে রিকশার যে, ক্ষেত্রটা সেটাও আসলে নেওয়া হয়। তবে অ্যা রিকশায় ওঠার যে, অ্যা ওঠার পরবর্তী কিন্তু আসলে আলাদা রকমের একটা অনুভূতি কাজ করে। যেমন আ দৃষ্টিভঙ্গিটাই আসলে অনেক ক্ষেত্রে বদলে যায় বলে বলা যায়। তবে অ্যা শহরের ক্ষেত্রে যে, মানসিক চাপটা বা মানসিক চাপটা কিন্তু আসে বিশেষ করে একাকিত্ববোধের ক্ষেত্রে। তো যখন আসলে নিজেকে খুঁজে পেতে শিখলাম
হুম। হ্যাঁ। হ্যাঁ। জি। আচ্ছা। হুম। জি। তার মানে আ মানসিক অশান্তি এবং বিষন্নতাও বোধহয় এর ভিতরে এ গ্রাস করলে বোধহয় এই জিনিসটা হতে পারে।
হুম, জি, একদম। তো ঠিক আ যখন আসলে এই বিষয়টা বুঝতে পারলাম যে, মানসিক চাপটা ঠিক কোথা থেকে আসে, আ তখন কিন্তু আসলে আপনার ওইযে চাপের যে, ক্ষেত্র বা ওইযে পাথ মিস করার পরবর্তীতে যে, অ্যাম না একটা সুযোগ চলে গিয়েছে তো কি হয়েছে? আরেকটা তো আসবে। আপ এইভাবে দেখা যখন আসলে শুরু করলাম, তখন মনে হলো যে, না আসলে আমি আমার যে, ভয়টা পেতাম, যে, আ ওই কাজটা চলে গেলো বা ওই ক্ষেত্রটা চলে গেলো, ঐখানে আমি হেরে গিয়েছি। তো কি হয়েছে? আ মানে ভয়কে জয় করার যে, ব্যাপারটা, সেটা আসলে ঐখান থেকে আস্তে, আস্তে শুরু হয়। তো তার পরবর্তীতে হল কি? যে, উ আস্তে আস্তে উ জি।
জি। বাহ! বেশ চমৎকার। চমৎকার একটু বললেন আসলে। যে, বা ভয়কে জয় করা বিষয়টা। তার মানে জীবনটা অনেক ক্ষেত্রে অনেকাংশে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে, অনেকটা প্রতিযোগিতামূলক হয়ে গিয়েছে। তার মানে এই বাসটায় না উঠতে পারলে বোধহয় আমার জীবন শেষ হয়ে যাবে বা দেখা যাচ্ছে যে, আমি অন্যান্য কাজগুলো করতে পারব না। মানুষ বোধহয় এভাবে এগিয়ে যাচ্ছে। এবং এগে এভাবে এগিয়ে যেতে, যেতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনার কথায় যেটা বোঝা গেল, যান্ত্রিক হয়ে যাচ্ছে সবকিছু। তা এর থেকেও দেখা যেতে পারে একটু মিস করে একটু নিজেকে সময় দেওয়া। বা দেখা যায় মিস করলেও যে, অতিরিক্ত ক্ষতি হবে সেইদিকে না যাওয়া। তার মানে এভাবেই আ একটা মানসিক প্রশান্তির দিকটা আপনি দেখছেন। তো এইযে, যে, নিজেকে খুঁজে পাওয়ার অ্যা ক্ষেত্রে এই বিষয়ে বললেন। এবং অনেক ক্ষেত্রে হয় না? যে, কাজে ব্যস্ত থাকছেন, দেখা যাচ্ছে একই রকম কাজ করছেন বা দেখা যাচ্ছে অ্যা কম্পিউটারে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছেন। নিজেকে খুঁজে পাওয়ার জন্য কোথায় একটু একাকী ভাবে একদম উদ্দেশ্যহীনভাবে ঘুরে ফিরে আসা। এভাবে কি কোন কিছু করে থাকেন নাকি কোন সময়?
উম জি। হু, হুম। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। আ হ্যাঁ, হ্যাঁ। উম জি। আ হ্যাঁ, হ্যাঁ। উম জি।

আ এই ক্ষেত্রগুলো আ আমি আসলে পরবর্তীতে আরো ভয়ের যে ক্ষেত্রগুলো সেগুলো আসলে আ জয় করার যে ক্ষেত্রগুলো হ আ হয়েছে সেগুলো কিন্তু আসলে ওই যে আপ একা, একা কিন্তু আসলে ঘুরতে যাওয়ার যে ক্ষেত্রটা। যেমন ধরেন আসলে উদ্দেশ্যহীনভাবে আ যখন কোথাও আরকি আ চলে যাওয়া হয় আর উম জানিও না যে ঠিক কোথায় যাচ্ছি, বা ওইখানকার মানুষ কেমন হবে, বা আপ ঐখানকার পরিবেশ কেমন হবে। তখন এই বিষয়গুলো না জেনে যেমন আ আপনার কোন একটা স্টেশনে হয়তো হঠাৎ করে চা খেতে, খেতে নেমে গিয়েছি। চা খাওয়ার জন্য। আ ওইখানে ট্রেন মিস করে দিয়েছি।
হ্যাঁ। জি। হুম। তার মানে এ কোনো নির্দিষ্ট গন্তব্য নেই আপনার, তাই তো? <scoffs>
উম হ্যাঁ, নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। তো এই এই ক্ষেত্রগুলো যখন আসলে আমি পালন করেছি না তখন আমার কে চাপের যে ক্ষেত্রটা সেটা আসলে বলা যায় যে আ কয়েকশ গুণে আরকি ওই যে ভয়কে জয় করার যে ব্যাপারটা সেটা আসলে আ শুরু হয়ে গেছে। কারণ হয় কি বিশেষ করে আপনার এইযে মানসিক যে ক্ষেত্র বা এই যে নিজেকে খুঁজে পেতে গেলে কিন্তু আসলে ওইযে আ ভয় ভয় পেয়েই কিন্তু আসলে মানুষ আরকি কোন বা দিকে এগোতে চায় না বা এগোতে পারে না আরকি। তো আ আমার ক্ষেত্রে এই বিষয়টা সবথেকে বেশি রকমের কাজে দেয়। বা আমি পেয়েছি এই ক্ষেত্রে যে আ আমি যদি আসলে কোন একটা কাজ বা আমি কোন একটা ভয়কে যদি আসলে আ কাটিয়ে উঠতে পারি, বা এখন বর্তমান ক্ষেত্রে যেটা হয় যে ওই যে আপ অজানা ভয়ের যে আসলে অভিজ্ঞতার ব্যাপারটা আছে সেটা যখন আসলে আস্তে, আস্তে আ নিতে থাকি তখন কিন্তু আসলে আপনার যেটা হয় যে আ ওই ভয়টা আসলে এখন আর কাজ করে না। তবে আ আর মনে হয় যে আসলে আ অনেকগুলো রিগ্রেট কিন্তু আসলে আবার চলে আসে। যে আপ পেছনে কত কাজই না আসলে ভয় ভয় পেয়ে ছেড়ে দিয়েছি বা আ করিনি। মানে মাঝপথে ছেড়ে দিয়েছি যে ঠিক আ কি হবে?
হুম। জি। হুম। আচ্ছা। হুম। জি। হ্যাঁ। না মানে ভয়ের ক্ষেত্রে অনেক কিছুই আসলে করা হয়ে ওঠেনি। দেখা যাচ্ছে করার সুযোগ ছিল, কিন্তু ভয়ের ক্ষেত্রে আপনি সেটা ছেড়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে যে ভয়কে জয় করেছেন। ভয় যদি মনে থেকে থাকে তাহলে আত্মবিশ্বাসও অনেকাংশে কমে যায় যে, আসলে এই কাজটা তো করা যাবে না, বা করতে করে উঠা যাবে কিনা বা করতে গেলেও একটা সংশয় আছে তার থেকে দ ভালো যে যে যেমন আছি তেমন থাকি। এই জিনিসটা বোধহয় আপনার মধ্যে কাজ করত। তো এই যে যে নিজেকে খুঁজে পাওয়ার জন্য ভয়কে জয় করেছেন এর সাথে, সাথে তো বোধহয় আপনার আত্মবিশ্বাসও বেড়েছে এবং আত্মবিশ্বাস বাড়ার পরে কি আপনি সামনের দিকে খুব ভালোভাবে অগ্রসর হতে পারছেন?
হুম জি। হ্যাঁ। হুম জি। হ্যাঁ, হ্যাঁ। উ জি। একদম। হুম, হু, হু।